হুম।
আপনি জানেন মানে আমি আজকে সকাল থেকেই ভাবছি যে, স অর্থ সঞ্চয় নিয়েও, যে আমরা, আমরা কিন্তু আমরা যা অনেকেই আছি যারা অর্থ সঞ্চয় করতে চাই, কখনো পরিকল্পনা, পরিকল্পনাই রয়ে যায়। সেটা বাস্তবায়ন করা হয় না। তো আপ আপনার সঞ্চয় নিয়ে কি, কি মতামত? আপনি কি সঞ্চয় করেন রেগুলার? নাকি
আচ্ছা, আচ্ছা। হুম। আসলে একদমই না বলতে পারেন, কারণ সঞ্চয় করাই হয় না। আমি খুবই হচ্ছে খরচে, খরচ করা হয়ে যাই বলতে পারেন। তবে এখন কিন্তু একটু চেষ্টা করছি, হ্যাঁ, এখন কিন্তু চেষ্টা করছি মানে ভাবছি যে, কিছুটা সঞ্চয় করা অবশ্যই দরকার ভবিষ্যতের জন্য। কারণ আমি কোনো বিপদে পড়লে তখন আমি কী করব? সেটার জন্য হুম, হুম।
জ্বি, জ্বি, জ্বি, খরচের হাতটা বড়। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। তখন খুবই খারাপ লাগে। আমি জানেন, আমি অনেকবার সঞ্চয়ের জন্য অনেক রকমের প্ল্যান করেছি। সেটা হলো আমি এরকম করে, করে প্রায় ৪0,000-৫0,000 টাকা সঞ্চয় করেছি। তারপরে হুট করে দেখি, একটা কাজ চলে আসে যে, এখানে টাকা লাগবে। কোথাও থেকে টাকা মেনেজ হচ্ছে না, তখন সঞ্চয়টা আবার ভেঙে ফেলতে হয়। আবার টাকা আস্তে, আস্তে জমাই। আবার কোন একটা কিছু হয় হুট করে। তো মানে সঞ্চয় আমার রাখাই মনে করেন অনেক দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে গেছে।
আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। হুম। জ্বী, জ্বী। হ্যাঁ, আর আসলে মেইন কথা কি? যে, আমাদের না দৈনন্দিন যে মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রচুর পরিমাণে। তাই না? এটাও একটা বড় কারণ, যে ইনকাম যেটা হয় তো দেখা যায় বেশিরভাগটাই কিন্তু খাবারের পিছনেই চলে যাচ্ছে। প্রয়োজনীয় জিনিস কিনতে ডাবল খরচ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। তো সঞ্চয় রাখা খুবই কষ্টের। হুম।
জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী। জ্বি, জ্বি, এটাও সত্যি কথা। জ্বী। আমি আসলে এখন চিন্তা করেছি যে, এই, এই, এই গত মাস থেকেই আমি আসলে এটা খুব চিন্তা করেছি যে, এই মাস থেকে শুরু করব। যে প্রত্যেক মাসের আমার ইনকাম এর ১০% টাকা আমি কোথাও ইনভেস্ট করবো। এখন বিনিয়োগ করাটাও কিন্তু একটা খরচ, যদি একদিক থেকে দেখেন। কারণ আপনি কোথাও না কোথাও তো টাকাটা দিচ্ছেন। তারপরে ওখানে আটকা পড়ে যাবে টাকাটা। তারপরে হয়তো একটা টাই টাইম পরে পাবেন। তো সেটা হোক ফিক্সড ডিপোজিট, সেটা হোক আমি কোন স্ট অ্যা স্টক কিনতেছি বা অন্য কিছু করতেছি। তো আমি এটা প্রত্যেক মাসের শেষে যেই আমার ইনকাম থাকবে সেটার ১০% আলাদা করে রাখবো। আর তাহলে আমার কাছে যদি ধরে না রাখি তাহলে আমার খরচ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটা বলতে পারেন আমার এই মুহূর্তে যে, মাসিক পরিকল্পনা আরকি। এখন দেখা যাক কতটা বাস্তবায়ন করতে পারি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, হুম। হুম। হুম। হুম। হুম। জী, জী, জী। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।